জ্বী, হ্যাঁ এটা তো অবশ্যই আসলে যারা গেমস খেলে তাদের প্রত্যেকের জীবনের সাথেই এই এই গেমসের মুহূর্তগুলো সম্পর্কিত রয়েছে। কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমাদের যে স্কিল গুলি রয়েছে সেগুলোকে ডেভেলপ করতে পারি। সেক্ষেত্রে এটা কোনোভাবেই বলা যাবে না যে এটি আমাদের জীবনকে ইফেক্ট করছে না। হ্যাঁ, এটা কিন্তু আমি যদি আরেকটু বলি অনেক সময় খারাপভাবেও ইফেক্ট করছে। কারণ দেখা যায় যে অনেকে অতি খেলছে। তার আ যে মানসিক স্বাস্থ্য রয়েছে সেটিকে ভালো করার বদলে আরো খারাপ করছে। সেক্ষেত্রে কিন্তু এটি খারাপভাবেও ইফেক্ট করছে। তবে আসলে এটা কিন্তু ঐ গুটি কয়েক মানুষ আছে যারা আসলে আর আমরা যারা রয়েছি তারা কিন্তু অতিরিক্ত করার সময়ও পাচ্ছি না। কারণ আমাদের যে একটা জব লাইফ রয়েছে ওইটাকে মেইনটেইন করে আসলে দেখা যায় যে আমরা খানিকটা মানসিক শান্তির জন্যই মূলত গেমসটা খেলে থাকি এবং ঐটা আমরা পেয়েও থাকি এবং এর মাধ্যমে আমরা নতুন কিছু শিখতেও পারি। অনেক সময় দেখা যায় যে
হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। সময় পাচ্ছি না, একদম। হ্যাঁ। হ্যাঁ, একদম। হুম। অবশ্যই, অবশ্যই।
বাহিরের কান্ট্রির কারো সাথে খেলার ফলে আমরা আমাদের অন্য কোনো ভাষার উপরে দক্ষতা অর্জন করতে পারছি। এছাড়াও জি এছাড়াও আরো যে কথাগুলো আমরা বললাম। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।
হ্যাঁ, হ্যাঁ এ বিষয়ে একমত আমি। হুম। হ্যাঁ, আজকে আমরা যে ভিডিও গেমস এর আ বিষয়টা নিয়ে কথা বললাম বা অনেকক্ষণ আলোচনা করলাম এর মাধ্যমে কিন্তু আমার খুবই ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও।